দিনকাল ভালোই চলছে। আজকে সারাদিনটা একটু দৌড়ের উপরেই গেল। ব্যস্ততার ভিতর থেকেই গিয়েছে। এবং এখন এম আসলে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে, ব্যস্ততা ছাড়া আসলে দিনকাল তেমন একটা যায় না <chuckles> এবং ছুটির দিনগুলোতে মনে হয় যে আসলে কোন কিছু করার না পাইলে, ছুটির দিনগুলোতে মনে হয় যে নাহ, কিছু একটা মিসিং। <chuckles> ব্যস্ততাই মনে হয় এখন জীবন হয়ে দাঁড়িয়েছে। আপনার কেমন গেল দিন?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> উ জ্বী। আমার দিনটা মোটামুটি ভালই গেছে। মানে কি বলে একটু সেলারি ঢুকছে তো এখন মনে হইতেছে যে নাহ! এখন জীবনটা ঠিক মতন শুরু হইছে। মানে
উফ! <giggles> না, না। এটা তো সব থেকে মানে এখনকার জীবনে সব থেকে হচ্ছে গিয়ে সুন্দর একটা দিন। যেদিনকে হচ্ছে গিয়ে সেলারি ঢুকে। মনে হয় এর থেকে আনন্দিত আমি আর হইনি কোন সময়। <giggles>
একদম। জ্বী ভাই। হু, হু। হু, হু। ভাই, আমার ক্ষেত্রে এরকম হইছে কি যে আমার ধরেন যে সেলারি আসতে, আসতে এর আগে আমার খরচ হইয়া গেছে। আবার আমার না পাওনাদারও হয়ে গেছে, যে আমার দেখা যাইতেছে সেলারি আসা হাতে আসা মাত্রই মানে দেখা যায় অর্ধেক বা অর্ধেক এর কম, কম হইয়া যাইতেছে। যে এ মানে বাজার খরচ বা এসব জিনিসে ই দিতে যেয়ে। পরিশোধ করতে যায়া। আন মানে আমি মনে করতেছি ভাই এভাবে মনে হয় মানে চলবে না। আমার মনে হয় কিছু একটা পরিকল্পনা করা দরকার যে, টাকাগুলো যাতে মানে ঠিকঠাক ভাবে চলে। বা আমি টাকা আমার টাকা আমি ভাঙি। আমার যাতে চাইতে না হয় কারো কাছে। এরকম কোনো একটা পরিকল্পনা মনে করে ভাবতেছি।
হু, হু। <chuckles> হু। বুঝতে পেরেছি। <chuckles> হু। পরিকল্পনা করা লাগে। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। <laughs> না, এইরকম পরিকল্পনা থাকা কিন্তু খুবই জরুরি। আসলে এই যে এখন এমন একটা বয়সে এসে দাঁড়িয়েছি। যে আমাদের আসলে পরিকল্পনা ছাড়া এবং মনে তো হয় মাঝে মধ্যে যে, আরো আগের থেকে পরিকল্পনা করা শুরু করলে মনে হয় হয়তো ভালো হতো আরো।
জ্বী, ভাই। হ্যাঁ, হ্যাঁ। একদম।
তো আপনার কি মনে হয় যে আসলে এই যে আমাদের কি ছোটবেলা থেকেই কি টাকা সঞ্চয় করার চেয়ে শুরু করাটা কি উচিত এই যে পরিকল্পনার একটা কার্যক্রম হিসেবে?
আ আ জ্বী ভাই। আমি মনে করি কি যে এইসব জিনিস যদি কেউ ছোটবেলা থেকে করে। তাহলে মনে হয় ও বড় হয়ে আরো ভালো মত জিনিসটা করবে। আর জিনিসটা আরেকটা জিনিস আ মানে কয়েনের ওপিঠ হইতেছে গিয়া যে, যে ছোটবেলা থেকে টাকা সঞ্চয় করতেছে না, বাট মানে কি বলব যে সেভিংস এর যে একটা ভাই একটা কি মর্ম আছে জীবনের মধ্যে ঐ মর্মটা যদি না বুঝে দেখা যাচ্ছে যে না ও কোন সময় টাকা নিয়ে কোন সময় ভাবে নাই। তাহলে দেখা যাবে যে ও বড় হয়ে জিনিসটা আর কি যখন রিয়ালাইজ করবে তখন দেখা যাবে ওর কাছে অনেক অ্যা জটিল মনে হচ্ছে সবকিছু। তা আমি মনে করি ভাই ছোটবেলা থেকেই একটু সঞ্চয় করা বা ওই যে পিগি ব্যাংক বলেন বা ব্যাংক যা আছে ওগুলোতে যদি টাকা জমানোর একটা অভ্যাস থাকে। ঐটাও ভাই অনেক ভালো। আমি মনে করি। দেখে
<chuckles> হু, হু। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। না, না। তা তো অবশ্যই।